আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা এটা খুবই সুন্দর বলছেন ভাই। পরিপূরক হইতে পারে বিকল্প না। আ আমার ক্ষেত্রেও ভাই আসলে পার্থক্য যদি আমি বলি আরকি আপনাকে একটু ছোট করে। আ আসলে লাইক আমার কাছে মনে হয় আরকি যে, বই বি বিষয়টা হচ্ছে অনেক বেশি সময় সাপেক্ষ। লাইক পুরো পড়তে বা পুরো কাহিনী জানতে, জানতে অনেক টাইম লেগে যায়। লাইক ক দিনের পর দিন আসলে উপ ০.৫ ঘন্টা পড়লে না <chuckles> সো ভাই ধৈর্য বিষয়টা আসলে থাকে না। আ সো আসলে সীমিত সময়ের জন্য, সীমিত সময় যেহেতু মুভি পুরা একটা আমি শেষ পর শে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কাহিনী দেখতে পারতেছি। তো এজন্য আসলে বই আর আম বই আর সিনেমার মধ্যে সবথেকে সবথেকে
উম-হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমারও সেম অবস্থা ভাই। হু, হু। <chuckles> ইভেন ইভেন আপনি দেখেন আমরা আমরা ভাই ব্যস্ততার কারণে এখন সিনেমাও খুব একটা দেখি না। আমরা এক্সপ্ল্যানেশন শুনে নেই। <chuckles>
জি, জি। <chuckles> একদম, একদম একদম ভাই ১৫-১৭ মিনিটের এক্সপ্লেনেশন বা ১৫ মিনিটের এক্সপ্লেনেশন উ শুনলেই আসলে মুভি দেখার আর মন লাগেনা আর। এমনও হয় আসলে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <smacks lips> তবে ভাই আ বই আর সিনেমার মধ্যে যদি বড় পার্থক্যর কথা আমি মনে করি বা বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে, আ উ সিনেমার মধ্যে লেখকের যে একটা নিজস্ব বোধ আছে, যে নিজস্ব সংস্কৃতি কলমের ছোঁয়া থাকে, বে স্বার্থ বোধ থাকে, যেখানে তার একক অনুশোচনায় বা একক ইচ্ছায় পুরো জিনিসটা হয়, সেখানে সিনেমায় সেইটাই ১০ জন মানুষ ১০ ভাবে দেখে একটা সুন্দর রূপ দেয়। ১০ জন দিলে কিন্তু আমি আসছি সেই আ স্বতন্ত্রবোধ জিনিসটা কিন্তু আমি হারাবো। তো আমার কা
কিন্তু ভাই জি। উম-হুম, হুম, হুম, হুম। উম-হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জী, জী। হু, হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদম, একদম, একদম ভাই বুঝতে পেরেছি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু, হু, হু, হু। একদমই সুন্দর বলছেন। একদ এটাই সুন্দর বলছেন ভাই। আমার কাছেও আসলে এটাই মনে হয় যে, কল্পনার যে বিষয়টা সেটা আ পাঠককে এক আপনি যেটা বলছেন আরকি, একজন পাঠক একেক রকমভাবে দে কল্পনা করবে। আ চরিত্র তৈরি করবে। এটা অবশ্যই আপনি সুন্দর বলেছেন ভাই। আমি আপনার সাথে একমত। আ আর সিনেমার বিষয়ে কি হয় ও লাইক ঐ একজনের কথা যেটা বললে যে, নির্মাতা যেভাবে বানাইছে ওই দৃষ্টিভঙ্গি আসলে সবাই আ বা চাপিয়ে নি জ্বী, জ্বী, জ্বী।
উম-হুম, হুম। উম-হুম। সবাইকে দৃষ্টিভঙ্গি বুঝায়। হ্যাঁ। আপনি দেখেন একটা একটা সিনেমা দেখার পর আপনাকে এরকম সিনেমা অনেক আছে। একটা সিনেমা দেখার পর শেষের দিকে আপনার কিছু স ন মনে হবে হ্যাঁ পরকীয়াটা বৈধ হওয়া উচিত।
হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী জ্বী, জ্বী। হু, হু।
কিছু সিনেমা এরকম আছে কিছু সিনেমা দেখার পরে এর মধ্য দিয়ে তাহলে ধর্ম তো কোন ম্যাটার-ই করে না। আ না তাহলে আসলে ঠিক না। আপনার আপনার এটা এটা হয়তো কয়েক মুহূর্তর জন্য থাকবে মোহ কেটে যাবে কিন্তু এরকম একটা জাজমেন্টাল এর জায়গায় কিন্তু ঐ ঐ এইযে নির্মাতা ছিলেন, তিনি কিন্তু ওই জাজমেন্টটা আপনাকে ভাবে পুশ করতে পারতেছে। এই ক্ষমতা তার আছে। আ তবে এই জিনিস এ যখন আমি আমি কিন্তু, আমি একটা মানুষ জামাকাপড় পড়েছি। আমার মনুষ্যত্ববোধ আছে, আমার পরিবার আছে। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত রেসপেক্ট ঠিকঠাক, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে যা দাও আমি সেটা সমস্যা নাই। কিন্তু তুমি যখন আমার অস্তিত্ব, আমার সংস্কৃতি, আমার খাবার টেবিল, আমার মায়ের সাথে আমার সম্পর্ক, আমার মায়ের দিকে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আসবা ওই জিনিসটা ভাই আমি না
উ জ্বী, জ্বী, জ্বী হ্যাঁ! হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদমই জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জি। জী, জী। জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী। জ্বী, জ্বী। হু, হু, হু, হু। জ্বী, জ্বী।